অ্যা দেখেন, অ্যা 9-10 এবং 9-10 পর্যন্ত যদি পড়ে তাহলে একজন স্বাভাবিক মানুষের মতো যতটুকু ধারণা থাকবে, ততটুকু ধারণা থাকা উচিত। ঠিক আছে? এবং অ্যা ইন্টার লেভেলে হয়তো তার জ্ঞান একটু বাড়বে; অনার্স তার একটু বেশি বাড়বে এভাবে করে চলবে। <chuckles>
আ জি, জি, জি। জ্বী। হ্যাঁ, জ্বী। আচ্ছা। বাহ! খুবই চমৎকার! ধারণা আসলে আপনার কাছ থেকে পেলাম এই সাইন্স নিয়ে কিংবা শিক্ষা ব্যাবস্থাপনা নিয়ে সাইন্স সাবজেক্টে খুবই আসলে ভালো লাগলো। উম আর খুব সুন্দর করে আমার মনের আসলে এগুলো আমি বলবো যে খুবই প্রশ্ন ছিল অনেক দিনের। সেগুলো আপনার কাছ থেকে আমি জানতে পারলাম।
জ্বি। জ্বি, হু, হু। জ্বি। <laughs> ব্যাপার না, ব্যাপার না। তবে আরেকটা ব্যাপার কি জানেন যে, অ্যা এই যে আমরা সাইন্স, কমার্স, আর্টস যা কিছু কিনা বলি, হ্যাঁ, সেখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অ্যা.. এগুলো কিন্তু আসলে পুঁথিগত বিদ্যা। ঠিক আছে এবং শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি সেটা হচ্ছে পুঁথিগত বিদ্যা এবং পরীক্ষা। হুম, আসলে একদিক থেকে কিন্তু আপনার সাথে আমি আম একদিক থেকে একমত যে আসলে সম্পূর্ণ শিক্ষা শিক্ষাটা কিন্তু আসলে এসব পুঁথিগত বিদ্যার পরীক্ষা দিয়ে আসলে হয় না। সেক্ষেত্রে হচ্ছে যে আ কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তো অবশ্যই প্রয়োজন পড়ে। বিশেষ করে বাংলাদেশে। আমাদের দেশে তো শিক্ষা ব্যবস্থার কথা নাই বা বললাম। সেটা অনেক ভঙ্গুর একটা পর্যায়ে আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা পরীক্ষা এবং পুঁথিগত বিদ্যা শুধুমাত্র পর্যাপ্ত না। আর যদি কিনা বলেন যে, আ দক্ষতার কথা; সেটারও বেশ প্রয়োজন আছে। উম আম আমার মনে হয় যে বর্তমান যে যুগ; সেই যুগে আসলে দক্ষতাটাই বেশি জরুরি আরকি।
জ্বী। জ্বী, জ্বী। জ্বী। জ্বি, ঠিক। হুম, হুম। জ্বী। জ্বী। হুম। জ্বী। জ্বি। আমার ঠিক। হুম আর আমার একটা জিনিস মনে হয় যে, আ একদম ছোট কাল থেকে মানে 1-2 কিংবা আসলে অ্যা.. এই স্টেজ থেকে প্রত্যেকটা ক্লাস এর সাথে প্র্যাকটিক্যাল করানো খুবই দরকার। এবং সেই প্র্যাকটিক্যাল গুলো যে আসলে পুথিগত বিদ্যার সাথে থাকতে হবে তা না। তাদেরকে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখাতে হবে যাতে করে তারা যতই বড় হবে তারা বিভিন্ন বিষয়ে আসলে স্কিল অর্জন করবে। আপনার কি মনে হয়?
জ্বি। উ হু, হু। উ হুঁ, হুঁ। জ্বি। একদম হু, হু। হু, হু, হু, হু। উহু। উ হু। এটা ঠিক। অবশ্যই, অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে, অ্যাঁম এটা কিন্তু জাপানিজ একটা এডুকেশন সিস্টেম এর একটা ওরা কিন্তু এটা ফলো করে যে, <swallows> একদম ছোটকাল থেকে হাতের কাজ শেখানো। প্রথম কথা। একদম জাপানের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু আসলে সেলাই করতে যায় না। যেটা কিনা দেখেন আমাদের এখানকার কলেজ ইউনিভার্সিটির মেয়েরাও পারে না। বলা যায়। অনেকেই আছে যারা পারেনা। ঠিক না? তো সেক্ষেত্রে হচ্ছে যে, এই যে সেলাই করাটা একটা বেসিক নোলেজ, বেসিক স্কিল। যে নিজের শার্টে কিভাবে করে হচ্ছে যে বোতামটা লাগাবা। ঠিক আছে? এগুলো খুব বেসিক একটা নোলেজ। এই বেসিক নোলেজ গুলোকে আসলে জানানো; এগুলো কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট পর্যায়ে পড়ে। আর আমার মনে হয় যে, <sniffs> আমাদের শিক্ষা ব্যবস্থাটা বিশাল বড় একটা পরিবর্তন দরকার। এবং পরিবর্তনের জায়গাটা হচ্ছে এই জায়গাটাই যে, আমরা আসলে পুঁথিগত বিদ্যাতে বেশি জোর দিই। ঠিক আছে? এবং সেই জায়গাটায় জোর না দিয়ে আমার মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট এবং কারিগরি শিক্ষার দিকে যদি একটু বেশি জোর দিই। আমার মনে হয় যে সবচাইতে ভালো হবে এবং আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য এটা আসলে খুব বেশি প্রয়োজনীয়।
জ্বি। জ্বি। হুম। জ্বী, ঠিক। ঠিক। জ্বী। হম, হম, হম। আন জ্বী। জি। হু, হু। জ্বী, ঠিক।

আমি আসলে ব বলতে চাচ্ছি যে ব্যক্তিগত তো তেমন একটা না কিন্তু শিক্ষাগত দিক থেকে যদি বলি যে এই সাবজেক্ট গুলো আসলে অবদান কি থাকে পরবর্তীতে ইন্টারমিডিয়েট কিংবা <smacks lips> অনার্সে
হু, হু। আচ্ছা। আ আচ্ছা, ইন্টারমিডিয়েট-এ তো অবশ্যই হচ্ছে যে আ 9-10 এর যে ফিজিকস, কেমিস্ট্রি বায়োলজি আছে এটা যদি কিনা আপনি যদি প্রপারলি বুঝতে পারেন তাহলে হচ্ছে যে ইন্টারমিডিয়েট যে ফিজিকস, কেমিস্ট্রি বায়োলজি আছে সেটা একটু অ্যাডভান্স ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি কেমিস্ট্রির কথা বলি বিক্রিয়াগুলো মানে বিভিন্ন রাসায়নিক জৈব যৌগ যেগুলো আছে, সেসব জৈব যৌগের সাথে হচ্ছে যখন কিনা আপনি আম আ 9-10 এর জৈব যৌগ এবং আ ইন্টারের জৈব যৌগ যেগুলো আছে সেগুলোর সাথে মৌলিক পদার্থ যেগুলো আছে সে পদার্থর আ ডিফারেনশিয়েশন টা বুঝা যায় এবং তাদেরকে আসলে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয় ইন্টার এর দিকে। এবং আ 9-10 এর দিকে আসলে এগুলো পরিচিতি নিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আলাপ আলোচনা করা হয়। তো আ ডেভেলপমেন্ট একটা একটা উম আমাদের সময় ছিল হচ্ছে 9-10 এ যেই আ হাইয়ার স্টাডি মানে হাই স্কুলের ক্ষেত্রে আপনাকে শুধু মৌলিক পদার্থ য মানে পদার্থ যেসব আছে সেসব প্রায় একশো নয় টার মতো হচ্ছে পদার্থ আছে। যে ১০৯ টা পদার্থর পরিচয় আ আসলে একটা বেসিক ব্যাপার যে এটা এই কাজে লাগে। হুম? এবং পরবর্তীতে যেয়ে হচ্ছে যে আপনার এইগুলোর সাথে মিশ্রন করে আসলে নতুন কী, কী পদার্থ তৈরি করা যায়, সেটা হচ্ছে আপনি ইন্টার এর দিকে যেয়ে পাবেন।
হু, হু। জি। হুম। আচ্ছা। জি। জি। জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা এইটা তারপরে মানে তারপর যদি আসলে আমি বলি অনার্স এর দিকে তো আ স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়। তো তখন যদি কেউ এই ধরনের কোনো একটা সাবজেক্ট পছন্দ করে তাহলে সেই অনুযায়ী তার প্রফেশন হয়, তাই তো?
জি। হুম। ১ টা সাবজেক্ট নিয়ে পড়তে হয়। হুম। হু, হুম।

এই বিষয়ে কিন্তু আমার একটু দ্বিমত রয়েছে যেমন দেখেন আমি সেই ছোটকাল থেকে আমার গাছ খুবই প্রিয় আমি গাছের প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানু, পুঙ্খানুভাবে জানি। আহ কোন গাছের আ উ মানে আ কতটুকু কি প্রয়োজন, কোন গাছের আহ কীভাবে যত্ন নেওয়া হয় কোন গাছের আ উম খাদ্য কীভাবে গ্রহণ করে এগুলো কিন্তু আমি আ পুঙ্খানুপুঙ্খভাবে জানি এবং প্রাণীকুলের কথা যদি জিজ্ঞেস করেন উ উ venous, non-venous না কি যেন এগুলো থাকে। তো এটা হচ্ছে আমি আহ আমিও আসলে বলতে পারবো এবং আমার আমি যদি না বলতে পারি আমি বলব যে গ্রামের অশিক্ষিত কোন একটা মানুষ আহ যার এই বিষয়ে অনেক ধরেন ধারণা রয়েছে কিংবা অনেক বিষয়ে কিউরিসিটি রয়েছে। সেও তো আসলে বলতে পারবে। তাহলে পার্থক্যটা আসলে কোথায়?
আচ্ছা হু, হু। উহ হু। উহ হু, হু। হু, হু। জ্বি, জ্বি, জ্বি। হু, হু, হু। উ হু, হু, হু, হু। হু, হু, হু, হু একদম। উহু, হু, হু। জ্বি, জ্বি, জ্বি। হু, হু, হু। জ্বি, জ্বি, জ্বি, জ্বি। অবশ্যই। হ্যাঁ। হু, হু। উহ হু, উহ হু, হু জ্বি, জ্বি। হু, হু। অবশ্যই। পার্থক্যটা হচ্ছে যে এহ আপনি যখন কিনা জানেন কোনো কিছু, সেটা পুরোপুরি জানা। আর যখন কিনা আপনি জানছেন সেটাকে অর্ধেক জানা। এই জায়গাটায়, হ্যাঁ। মানে এই যে আপনি বললেন venous বা non-venous ঠিক আছে? এরপর আরো অনেক কিছু। ঠিক আছে? এই জায়গায় এটার মধ্যে হয়তো যে কিনা প্রাণীকুল নিয়ে পড়ালেখা করছে বা উদ্ভীদ বিজ্ঞান পড়ালেখা করছে সে হয়তো আরো বিস্তারিত বলতে পারত। ঠিক আছে? অ্যা আমি হয়তো এত বেশি জানি না তাই আরকি। <giggles>
উ জ্বী। উ জ্বী। জ্বী, জ্বী। জি। হু। উ জ্বী। আচ্ছা, আচ্ছা, তাহলে এইটা নিয়ে যে অনার্স ব ব ধরেন এই ধরনের সাবজেক্ট নিয়ে যে অনার্স করবে আহ সে তাহলে ইন ডিটেইলস এ জানবে।
উহ হু, উহ। এটাই তো উচিত, তাই নয় কি? এইজন্যই তো এটাকে অনার্স বলে। <giggles> জ্বী।
আচ্ছা। না, তার মানে আমার মনে হয় কি জানেন, যারা 9-10 পর্যন্ত আসলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়েছিল আহ তাদের হয়তো আমার মনে হয় অনার্স মাস্টার্স যদি না করে তাহলে হয়তো আহ স্বাভাবিক মানুষের মতনই কি ধারণা থাকবে নাকি বেশি থাকবে?
অহ হু, হু, হু। জ্বি।

অবশ্যই, অবশ্যই, অবশ্যই, যেমন হচ্ছে যে জ্বি।
আচ্ছা, ধরুন, সেই মানুষটি উম সেই মানুষটি কেমিস্ট্রি, বায়োলজি কিংবা ফিজিক্স না নিয়ে বাংলা নিয়ে পড়ল, ইংরেজি নিয়ে পড়ল সেক্ষেত্রে ওই সাবজেক্ট গুলো কোনোভাবে কাজে আসে?
হু, হু, হু, হু। উহু। পড়তেই পারে। অবশ্যই কাজে আসে। তখন চলে এসেছে ব্যক্তিগত লাইফে। এখন হচ্ছে যে এ যেমন ধরেন আমি বাইক চালাই। হু? বাইকের পেছনের চাকা ব্রেক করলে শুধু, শুধু মানে পেছনের চাকা কেনো ঘুরে যাচ্ছে? হ্যাঁ? ব্রেক করলে কেনো পেছনের চাকা আসলেই পিছলা খাচ্ছে। সেই জিনিসটা বোঝার জন্য আমাকে ফিজিক্স বুঝতে হবে। তারপরে আ যদি কিনা আমি বলি যে উম আমি যে বা আমি বাইকের ক্ষেত্রেই বলি বা বাইকে ধরেন আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি। হ্যাঁ?
আচ্ছা, আচ্ছা। সেটা কেমন? আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হু, হু। না, আমার মনে হয় কি, আ আপনি যদি আমি আপনার কাছে যদি আরো সহজ করে জিজ্ঞেস করি, ধরুন এইযে বাইক বিষয়টা যদি আপনি বাদ দেন, আ গাড়ির বিষয়টা যদি আপনি বাদ দেন, আম তাহলে কোন ক্ষেত্রে মানে আমি আরো এক কয়েকটা মনে করতে পারছি না ইতিমধ্যে। তাহলে কোন ক্ষেত্রে এই সাবজেক্ট গুলো ব্যবহৃত হয়?
হু, হু। জ্বি, জ্বি। হু, হু, হু, হু। জ্বি। জ্বি। উহুম। উহুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু। কোন ক্ষেত্রে বলতে হ্যাঁ।
এ ও আরেকটা হচ্ছে ওষুধের কম্পোজিশন দেখার ক্ষেত্রে যদি বাদ দেন, তাহলে কোন ক্ষেত্রে?
আচ্ছা। <laughs> দেখেন আপনি যেগুলো বললেন সেগুলো তো হচ্ছে যে আমাদের বে আ বাস্তবিক লাইফের ৩ টাই তো খুব বেশি প্রয়োজন। ঠিক না? এবং যেটা প্রয়োজন সেখানেই তো আসলে ব্যবহার করা হবে। তবে হ্যাঁ, এর খে এরপরেও, এরপরেও আসলে ব্যবহার করা যায়। এরপরেও অবশ্যই ব্যবহার করা যায়। যেমন আ আপনি যদি কিনা বায়োলজির কথা উ যদি কিনা আমি চিন্তা করি। সেখানে কিন্তু ২ টা পার্ট আছে। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে গিয়ে প্রাণীবিজ্ঞান। রাইট? তো, তো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আপনি গাছ চিনতে পারবেন, কোন গাছের কি ওষুধ আ কি কাজে লাগে, ঠিক আছে? ওষুধি গাছ কোনটা? কোন গাছ আসলে ভালো কোন গাছ ঠিক আছে? প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে প্রাণী বিভিন্ন প্রাণী দেখে সেসব প্রাণীদের আসলে আম কতটুকু তারা আসলে বিষাক্ত থেকে শুরু করে মানে তাদের পরিবেশের ক্ষেত্রে কি অবদান রাখছে
কিন্তু আমি যদি না আমি যদি জ্বী। হু। আ জ্বি। হু, হু। আচ্ছা, জ্বী। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। হু, বাট এইটা তো আমি বলবো যে সেটা আমিও জানি সেটা গ্রামের আপনি যদি কোনো বাচ্চা-কাচ্চাকে জিজ্ঞেস করেন তারাও বলতে পারবে কোন গাছ কি, কোন উদ্ভিদ কেমন, কোন প্রাণী কেমন।
জ্বি, জ্বি। উহু। আমি একটু বিশদভাবে বলতে পারবো এটাই আরকি। <chuckles> আমি একটু বিশদভাবে বলতে পারব। এই আরকি। ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে আম হয়তোবা অর্ধেক জানা, একটা হচ্ছে পুরোপুরি জানা। হয়তোবা আমি বলতে পারব যে জ্বি।
<laughs> আচ্ছা। জ্বি. না কিন্তু